আচ্ছা, আ সবার চিন্তাভাবনা সবরকম হবে না। investment মানেই হচ্ছে সেখানে একটু ঝুঁকির ব্যাপার থাকে একমাত্র সরকারি কোন বন্ড বা কোন কিছুতে সরকারি আ ফান্ডে ইনভেস্ট করাটাই হচ্ছে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হয়, বাকিগুলোতে আপনি যেটাতেই ইনভেস্ট করতে যান সেখানে আপনার কিছুটা ঝুঁকির সম্মুখীন হতেই হবে। আর সেভিংসটা তো মোটামুটি সবাই করে একজন যদি আ রিক্শাওয়ালার কথা চিন্তা করি সেও হয়তো কিছু সঞ্চয়- সঞ্চয়ের চেষ্টা করে। আবার কেউ আ একটা মধ্য মোটামুটি উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত লোকজনও আর সঞ্চয়ের চেষ্টা করে। কিন্তু যারা আসলে ধনী, সমাজে যাদেরকে আমরা ধনী ব্যক্তি বলি, এদের ক্ষেত্রে যদি আপনি প্রশ্ন করে থাকেন তাহলে এরা বেশিরভাগই উত্তর দিবে যে অবশ্যই একটা অংশ ইনভেস্ট করা উচিত। এটা হ্যাঁ, এটা মানুষের একটা passive income ও ইনভেস্ট করাটা। তো সে যেটা কামাচ্ছে সে টাকাটাকে তো বাড়াতে হবে। মানে সেভ করে শুধু রেখে দিলাম টাকাটা আসলে কোন ওই রকম অ খুব অ খুব significantly বাড়লো না, তাহলে তো আসলে খুব একটা কাজে আসলো না। তো আমার ক্ষেত্রেও আমি যেটা করি আমি হচ্ছে সেভিংসের চাইতে ইনভেস্টমেন্টে বেশি বিশ্বাসী। আমি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট, ছোট কারো ব্যবসা থাকলে আ সেখানে হয়তো কিছু টাকা আমি ইনভেস্ট করার চেষ্টা করি আমি ওই investment opportunity গুলো দেখতে থাকি যে, কারোর কি কিছু আছে তাহলে আমি সেখানে ইনভেস্ট করব। তো হ্যাঁ, এই যা এই কাজটা আমি নিজে করে থাকি। জি।
হুম। আচ্ছা। হুম। হ্যাঁ। হুম, হুম। জি। হুম। ইনভেস্ট করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হুম। অবশ্যই বাড়াতে হবে। হুম। না। আচ্ছা। <laughs> হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। এটা ভালো। হুম। আচ্ছা, হ্যাঁ। এটা খুব ভালো আস হুম, হুম। আ এসব investment কি আ মানে রিস্ক কম থাকে আর প্রফিট বেশি থাকে?